হ্যাঁ, সুন্দর বলেছেন আপনি। আরেকটা আবিষ্কার কিন্তু ভাই আপনি হয়তো যদি বলেন বা আমরা হয়তো এটা ভুলেই গেছিলাম সেটা সম্পর্কে বলতে, সেটা হলো satellite সম্পর্কে। অ্যা আমাদের যে satellite গুলো ব্যবহৃত হয় সেটার মাধ্যমে আমরা কী, কী তথ্য পাই সেটা যদি আমরা ভাবি একবার তাহলে আমরা অবাক হয়ে যাব। এই যে আমাদের আবহাওয়া তথ্য বলেন, আ আবার বলেন যে বিভিন্ন দেশের খবর, আবার যে আমাদের যে নবমণ্ডল রয়েছে যেগুলো স্তরে, স্তরে সেগুলো থেকেও অনেক ধরনের অ্যা খবরা-খবর কিন্তু আমাদের কাছে আসে। আর অন্যান্য গ্রহ সম্পর্কে যে research গুলো করা হয় সেগুলোও কিন্তু আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে আমাদের জীবনে। অ্যা তো এর বাইরেও আরও যদি কোনো বিশেষ আবিষ্কার নিয়ে বলি অ্যা তাহলে সেটা বলতে হবে যে, এই যে নিউটনের যে সূত্রগুলা আছে না অ্যা বল সম্পর্কে, আবার আকর্ষণ বল। এই যে মনে করেন একটা apple বা আমরা যে এখন এইযে পৃথিবীর মধ্যে টিকে আছি, আমরা কেনো উপরের দিকে চলে যাচ্ছি না? এটা নিয়ে কিন্তু ভাবার বিষয়। তো এটা নিয়ে উনি ভাবছেন। তো ওনার এই ভাবনাটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি helpful ছিল। এ ব্যাপারে আপনার কি মনে হয়?
জি। হু, হুম। জি। হুম, হুম। হুম, হুম। জি। হুম, হুম। উ জি। হুম, হুম। অ আহা! হুম, হুম। আম হুম, হুম। অ <chuckles> আ <chuckles> হ্যাঁ সেটা ঠিক আছে। তবে মনে করেন যে আসলে আমাদের মাথায় একটু আ চাপের সৃষ্টি করেই গিয়েছেন নিউটন স্যারের যে আবিষ্কারটা আছে সেটা আরকি। তবে পিথাগোরাস স্যার আ যিনি আছেন তো উনিও আসলে খুব, খুব একটা কম চাপের আ তৈরি করে যান নাই। কারণ আ উনি আসলে জ্যামিতিক যে ব্যাপারগুলো আছে তো সেই হিসাবগুলো কিন্তু ভাই করে গিয়েছেন। আর জ্যামিতিক ব্যাপার কিন্তু ভাই আসলে সবদিকেই চলে। যেমন আ আপনি যদি আসলে আ জমি মাপতেও যান ভাই তো সেক্ষেত্রেও কিন্তু আসলে আপনার ওই যে আ ত্রিভুজের যে ব্যবহারটা সেটা কিন্তু আসলে অনেক বেশি রকমেরই হয়। তাই না ভাই?
হুম। ওহ! আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেটাই। হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, সেটাই ভাই। আপনি অত্যন্ত চমৎকার বললেন, আমি তো এটা ভুলেই গেছিলাম। এ তো বলেন, আমি শুনতে চাই আপনার কাছ থেকে।
তো হ্যাঁ, হ্যাঁ। জি। আ হ্যাঁ ভাই, আসলে আপনি যদি আ কি বলে এটাকে ত্রিভুজ, আ ত্রিভুজের ক আ সাহায্যে কিন্তু আসলে ভাই আপনি আ ভূমির আ প্রত্যেকটা কোন, কোন বা আঁকা-বাঁকা হলেও আসলে আ ওইটাকেও নিখুঁতভাবে মাপতে পারেন। আর যেট আ যার যে পদ্ধতি আসলে অনুসরণ করেই ভাই আসলে আপনার আ সাধারণত আ কি বলে এটাকে আ আপনার জমি মাপা হয় আরকি। তো এটা কিন্তু আসলে ভাই পিথাগোরাস স্যারের একটা আবিষ্কার, আ ভালো একটা আবিষ্কার বলাই যায়। কারণ ভাই আ উনি যদি আসলে না থাকতেন তাহলে হয়তো জ্যামিতিকের এই ব্যাপারটা এত সহজে বা এত দ্রুত আমরা আসলে বুঝতে পারতাম না। তো আ উনাকে আসলে ধন্যবাদ দিতেই হয়। আর আরেক জো আরেকটা আবিষ্কার আসলে সবথেকে আমার কাছে সব বেশি পছন্দের সেটা হলো আ রবার্ট বয়েল স্যারের। আ উনি আসলে
হুম, হুম। আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হু, হুম। হ্যাঁ, সেটাই ভাই। হুম, হুম। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, ভাই আসলেই। হুম, হুম। সেটাই ভাইয়া। আচ্ছা। হুম, হুম। ও আচ্ছা, অত্যন্ত চমৎকার একটা আবিষ্কার ভাইয়া। তো যাই হোক ভাইয়া আজকে তো আমাদের হাতে খুব বেশি সময় নেই, আজকেই বিদায় নিতে হচ্ছে। অ্যা এই বিষয়ে আপনার সঙ্গে আজকে কথা বলে অনেক কিছু শিখতে পারলাম। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি অ্যা পরবর্তীতে কোনো একটা আবারও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা হবে। আপনি সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জি। হুম, হুম। জি। জি। হুম, হুম। আ আ হ্যাঁ। আ